আচ্ছা, আসলে সাইকেল চালানোর স্মৃতি বলতে পারেন আমার জীবনের খুবই সোনালি একটা অভিজ্ঞতা বলতে পারি, যেটা আসলে আমি কখনোই ভুলতে পারবো না। কারণ হয়তোবা সময়টা একদম মনে নেই একদম কড়ায় গণ্ডায় কারণ আমি অনেক ছোটোবেলা থেকে শিখেছি তো। তবে হ্যা মনে পড়ে আসলে জীবনে ঠিক কোন সময়টা আসলে আমি সাইকেল চালানো শুরু করি। তখন আমি স্কুলে পড়ি বয়স খুব বেশি হবে না তখন ক্লাস ৩ বা ৪ এ পড়ি এরকম একটা বয়স। তো তখন আসলে আমার কোনো ব্যক্তিগত সাইকেল ছিল না। জি, তো।
আচ্ছা। বাহ! বেশ ইন্টারেস্টিং তো আসলে। আ বেশ ইন্টারেস্টিং তো। তো আসলে আপনি যে হ্যা, আপনি তো বলছিলেন যে আসলে আপনি অনেক ছোটবেলায় শিখেছেন। আ খানিকটা ভুলে, ভুলেও, গিয়েছেন কখনো আসলে চালানোটা শিখেছেন। তো আ আচ্ছা যে, আপনি যে শিখছিলেন ১ম যে চালানোটা শিখলেন কিভাবে শিখলেন? আ ওই সময়টার কথাটা যদি একটু বলেন।
হ্যা, আমার আসলে তখন সাইকেল ছিল হুম। আসলে আমার সাইকেলের শেখাটা শুরু হয়েছে। আপনার আ ওই ছোটবেলায় আমি যে এলাকায় থাকতাম। ওই এলাকার একটা দোকানে আপনার সাইকেল ভাড়া দিত। আপনার পাচ টাকা ৳১০ দিলে ১-২ ঘন্টার উপরে চালাইতে দিত তখনকার সময়। তো ওইখান থেকে দেখা যেত এরকম করে, হ্যা ভাড়া নিয়ে, নিয়ে, দেখা যেত চালাতাম, ঐখান থেকে চালাতে, চালাতে, সাইকেলের মনে করেন শেখাটা শুরু হয়েছে।
হ্যা। আচ্ছা। বা, বা, বেশ অনেক আগে তাহলে?